হ্যাঁ। না এটা আসলে সম্ভব না। সে যদি আ একটা সে যদি সে তার স্বপ্নের লক্ষ্যে পো আরকি নিয়ে কাজ করে এবং সে যদি যোগ্য ব্যক্তি হয়। ঠিক আছে? তো তাকে কিন্তু কেউ সহজে আটকাতে পারবে না। কারণ আপনি দেখেন আ মেধা।
উ হু। হু, হু। হু, হু।
মেধাকে কিন্তু কেউ আটকিয়ে রাখতে পারে না।
হুম।
এবং এমে এমন এমন অনেক উদাহরণ আছে। এবং দেখবেন যেগুলো আ আমাদের দেশে দেশের বাইরে বড় বড় ব্যক্তি আছে। ঠিক আছে? তাদের আপনি দেখবেন তারা কিন্তু স্বপ্ন দেখছে। কিন্তু আপনি বলে ফ্যামিলিগতভাবে কিন্তু দেখবেন যে ওই স্বপ্নটা পূরণ করার মতো কোন আরকি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও কিন্তু তারা সফল হয়ে গেছে।
হু, হু। আ অবস্থা নেই বা যোগ্যতা নেই। উম এটা হয়। অনেকেই আছে, অনেকেরই এমন যোগ্যতার কাহিনী আমরা দেখতে পাই। আসলে অ্যা অনেকেই আছে মনে করে যে বাপের না থাকলে আ নিজেরও করা সম্ভব না।
অ্যা হ্যাঁ। হ্যাঁ। উহুহু, আমি মনে করি এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে অ্যা হ্যাঁ, হ্যাঁ।
এটা একটা অনেক বড় ভুল ধারণা। যদিও সম্পূর্ণ ভুল ধারণা বলা মুশকিল কারণ আ ব্যাপার হচ্ছে যে ব্যাপার হচ্ছে দেখা যায় যে অনেকে অর্থের জন্যে কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে যায় আসলে। কিন্তু আ সবসময় তো আর এটা হয় না। আর সবসময়ও এটা এগুলো সব হচ্ছে exception।
আ হ্যাঁ। কিছু, কিছু ক্ষেত্রে হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে আপনার মেধাটাই হ্যাঁ আ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে আসলে হয়। আর কিছু, কিছু ক্ষেত্রে দেখবেন মেধা দিয়ে আপনার স্বপ্নটাকে আপনি পূরণ করতে পারেন। <clicks tongue>
খুব সহজেই পূরণ করে নেওয়া যায়। আ
আর আপনার মেধা থাকলে আপনাকে সবাই support করবে। এবং করতে চাবে।
সেটাই ভাই। যাই হোক আজকে আমরা আসলে স্বপ্নে নিয়ে অনেক কথাই জানলাম, বুঝলাম।
অনেক কথা বললাম। হ্যাঁ, আপনার থেকে অনেক কিছু জানলাম, বুঝলাম। এবং আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনি ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।
আসলেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকবেন। শুভরাত্রি।